হ্যাঁ, হ্যাঁ। দরকার ছিল।
সেই বাজেটটা আপনি কীভাবে মেনেজ করতেন?
বাজেটটা হচ্ছে অ্যা টিউশনি করতাম। শুরুর দিকে হচ্ছে টিউশনি করতাম। আ পরে হচ্ছে ধরেন আ বাসা থেকে নিতাম। তারপর দেখা যাচ্ছে যে আ আমার কিছু, কিছু এনগেজমেন্ট ছিল বিভিন্ন বিষয়ে টুকটাক ছোটখাটো মানে বন্ধুরা বিজনেস করতেছে। সেখানে আমি ১ম এ টিউশনি করে বেশ কিছু টাকা-পয়সা জমায় ফেলছিলাম আরকি। তো সেটা হচ্ছে দেখতাম যে বন্ধুরা <sneezes> বা অনেকেই টুকটাক ছোট-খাটো বিজনেস করতেছে। তো সেখানে হচ্ছে ইনভেস্ট করে দিতাম। এরকম করে মোটামুটি আমার চলার মতো টাকা-পয়সা চলে আসতো আরকি। আর এত বেশি আমার চাহিদা ছিল এরকম না। দেখা গেছে যে আ মানে আমি ধরেন আ মানে কি বলে এটাকে? মানে মিনিমালিস্টিক যে লাইফটা থাকে ওই লাইফে হচ্ছে আমি বিশ্বাসী আরকি। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার যা আছে মানে আমার পোশাক থাকলেই হইছে। বা মানে খুব ভালো পোশাক থাকলেও এরকম দরকার নাই। তারপর হচ্ছে ভাত পাইলে হইছে আমার বিরিয়ানির দরকার নাই এরকম। কিন্তু বিষয়টা ছিল মামা <chuckles> মানে বিষয়টা মানে আনন্দ করতে হবে এবং ঐরকম বদার ছিলাম না আরকি কোন কিছুই নিয়া যে খুব টেনশনে থাকতে হবে এরকম কোন কিছু না। আরেকটা হচ্ছে ফ্যামিলির একটা মোটামুটি ভালো সাপোর্ট ছিল। সব কিছু যখন চাইতাম বা যা হইতো ওইটা মোটামুটি একটা চলনসই সাপোর্ট ছিল। যে জন্য হচ্ছে প্রেশারটা আমার কমে গেছিলো। আরেকটা বিষয় ছিল আমি শুরুতেই কিছু টাকা জমিয়ে আলাদা রেখে দিয়েছিলাম আরকি। ওইটা হচ্ছে একটা ট্রাঙ্ক থাকে না? মানে ভার্সিটিতে যারা পরে হলে যারা থাকে সবারই একটা করে ট্রাঙ্ক থাকে। <scoffs> তো ওই ট্রাঙ্কে এ আমি কিছু টাকা জমায়ে রেখে দিয়েছি। আ মানে রেখে হচ্ছে আমি নির্ভর হয়ে গেছি আরকি। আচ্ছা ঠিক আছে যখন চাপে পড়ে যাবো তখন সেটা বের করব। আর এর হ্যাঁ আর এর আগে আমি চলতে থাকি। যেকোনোভাবে চলতে থাকি। অ্যা প্যারা নাই বা প্রেশার নাই। এরকমভাবে চলছি আরকি আমি সাধারণ।
হুম। হুম। আচ্ছা এটা ভালো। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বুঝছি। হুম। <chuckles> আচ্ছা। আচ্ছা। <chuckles> ওকে। আনন্দ করতে হবে। হু। উম হ্যাঁ। ও আচ্ছা, খুব ভালো। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। অ্যা আচ্ছা। এটা use করব <laughs> আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। <laughs> খুব ভালো। মজা লাগতেছে আপনার কথা শুনে, শুনে আসলে। আচ্ছা ওই আপনি বলতেছিলেন যে আগে হচ্ছে আ এসব ব্যাপারে মানে কোন একরকম হলেই চলে মিনিমালিস্টিক যে লাইফটা। এখন কি চিন্তাটা আপনার চেঞ্জ হইছে নাকি আপনি আগের মতই আছেন এখনো?
হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ।